জি, চমৎকার বললেন আসলে! যে, এই যে উৎসটার দিকে খোঁজা বা একটা পূর্ব প্রস্তুতি নেওয়া বা নিজের মনের ভিতরে যেই যুক্তিগুলো দিলে আত্মবিশ্বাস বেড়ে যায় সেগুলো আসলে দেওয়া। এই জিনিসগুলো চমৎকারভাবে আপনি করতেন। তো এই যে, যে আপনি তো পড়াশোনা করতে ক্ষেত্রে বললেন অনেকেই আছে যে জীবনে চলার পথে অনেক ধরনের ভয় পেয়ে থাকে। অনেক কাজ করতে ইতস্তত বোধ করে যে, কর করবে কি করবে না বা এরকম এটা করলে যদি কোন সমস্যা হয়। তো এই জিনিসগুলো তারা কিভাবে সামলে এগিয়ে যেতে পারে? তাদের মনের মধ্যে এই যে আপনি যেমন যুক্তি দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে গিয়েছেন তাদের কি এরকম যুক্তি দেওয়া উচিত বলে আপনি মনে করেন?
হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হুম। হ্যাঁ, হ্যাঁ। হু। জি, জি। অবশ্যই। কারণ হয় কি একটা ভয় কিন্তু মানে আমাদের ক্ষেত্রে যদি আমি আমার ক্ষেত্রেই বলি, সেক্ষেত্রে ঝুঁকির দিকেই কিন্তু বেশি মানে আমাদেরকে ত্বরান্বিত করে অনেকটা। মানে ভয় মানে যেখানে ভয়, সেখানে কিন্তু ঝুঁকি। আর কিন্তু যুক্তি দিয়ে যখন আসলে আমরা চিন্তা ভাবনা করি কোন সিদ্ধান্ত নেই যে, আসলে এটার মানে বিফল কি হতে পারে। এটা আগাম একটা বিবেচনা যদি করে নেই, তখনই কিন্তু আসলে বিষয়টা কাজ করে খুব স্বাভাবিকভাবে এবং আমরা সেখানে একটা সম্ভাবনার একটা আলোও হয়তোবা দেখতে পাই। পরবর্তীতে
জি। হ্যাঁ। আ দেখা যেতে পারে বলে মনে হচ্ছে আপনার কথা থেকে। তাই তো?
হ্যাঁ, হ্যাঁ সেটাই। সেখানে আর ভয়টাও কাজ করে না। পাশাপাশি কিন্তু যুক্তির মাধ্যমে বা একটা বা যুক্তিকে যদি আলো হিসেবে কল্পনা করি, আরকি সেই আলোর মাধ্যমে
জি, মনের আত্মবিশ্বাসটা বোধহয় অনেকটা বেড়ে যায়। যে অনেক কাজ ক করতে যেয়ে যদি ভয় পেয়ে গেলে যে কাজটাই তো করা হয়ে উঠলো না। দেখা যাচ্ছে এই কাজটা ক ক করতে পারলে আপনার যে কথা যেটা বোঝা যাচ্ছে যে, যা হওয়ার হবে, দেখা যাক একটু করে দেখি। সে সফলও হওয়া যেতে পারে আবার দেখা যাচ্ছে যে, অ্যা বিফল হলে তো নিজের সিদ্ধান্তে এগিয়ে গিয়েছিলাম। এরকম নাকি? বা এরকম করলে বোধহয় ভালো হয়।
হুম। জি। হ্যাঁ, হ্যাঁ। এই ধরনের একটা বিশ্বাস হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিকই বলেছেন একদিক থেকে যে আত্মবিশ্বাসের বিষয়টা যেটা বললেন যে, ভয় তো থাকবেই কিন্তু কাটিয়ে ওঠার জন্য একটা মনোবল, একটা আত্মবিশ্বাস এটা থাকলেই কিন্তু পরবর্তীতে জীবনে এগিয়ে চলার বিষয়টা খুব সহজ হয়।
জি, তো। হ্যাঁ।